হুম, হুম। হ্যাঁ, আমরা ইচ্ছুক আর কি বটে।
আচ্ছা, না করাই ভালো। আ এটা project টা বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আ বন্ধ না, reallocate করা হবে হয়তোবা project টা। এই project এ যাওয়া মানে আপনাদের নিজেদের investment আসলে বিপদে ফেলা।
উম হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, আপনি ঠিকই বললেন।
Training project এর কথা বলছেন তো lot হিসেবে?
হুম, হুম। না, আমাদের প্রজেক্টের যে ব্যাপারটা আসলে বলছিলাম, সেটা হচ্ছে আসলে freelancing শেখানোর যে ব্যাপার, আ সেটা নিয়ে আর কি। হুম, হুম।
উম জি বুঝতে পেরেছি। হ্যাঁ। ও! freelancing শেখানো। তাহলে তো আপনার আ ইসের কাছে বা আপনার নগর ভবনে যাওয়ার প্রয়োজন আছে বলেই মনে করি না। দুঃখিত আমি যদি আপনার আ কথার বিরুদ্ধে কথা বলি বা আপনার কথার বিপরীতে কথা বলছি বলে। তবে আপনি একটা training আ ই হিসেবে আপনি just trade license বের করে নিয়ে আসবেন, যেকোনো একটা lawyer দিয়ে। এরপরে BASIS এ যেয়ে বলবেন যে, "ভাই আমি এইটা করব। আমাকে তুমি BASIS ই করো, member করো।" তারপরে BASIS এর membership নেওয়ার পরে, আপনি government এর বা আ vocational এর কাছে apply করবেন যে, "ভাই, আমারে একটা slot দাও, যে আমি আ training দিতে পারব বা আমাকে তুমি certificate দিবা।" এইটা, ৩ টা ধাপে এই process টা complete করতে হয়। একটু দৌড়াদৌড়ি করতে হবে। এটা complete করতে পারবেন যদি চান।
হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ।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 হ্যাঁ, আপনি দারুণ বলেছেন! আসলে আমি আসলে যে ব্যাপারটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে ট্যাক্সের যে ব্যাপার থাকে না? সেটা নিয়ে আসলে মূলত আ এটা সা আসি করত করার জন্য actually গিয়েছিলাম। যে trad trade license এর যে ব্যাপারটা আরকি, আ সেটা নিয়ে আসলে গিয়েছিলাম। তো সেইখানে আমার কাছে মনে হয় হুম, হুম। জি।
জি, জি। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। Trade license জি। আপনি বলুন।
হুম, হুম। তো এই ব্যাপারটা নিয়েই আসলে। তবে আমি যে ব্যাপারটা আসলে বলতে চাচ্ছি, যে আসলে দুর্নীতির যে ব্যাপারটা আসলে আমাদের দেশে আসলে আ প্রচণ্ড ছড়িয়ে পড়েছে। আসলে এই দুর্নীতিটাকে আসলে কমানো হুম, হুম।
হ্যাঁ। একদম। আসলেই, আমি নিজেও দেখতেছি যে, আমাদেরও একটা IT firm আছে অ্যা এবং সেটা operate করছি আমরা। ও বিভিন্ন project যদি জমা দিতে যাই, EGP র নাম তো শুনছেন। Tender জমা দেওয়ার আ বিভিন্ন project এ অংশগ্রহণ করার জন্যে apply করতে গেলেই দেখা যায় যে ওইখানে হয়তোবা project এর security money ৳৩০,০০০ ওদেরকে দিতে দিতে গেলে হয়ে যায় ৳১,০০,০০০ এখন বাকি টাকা কোথায় যায় এটা আমরা জানি, সবাই জানে। তবে আসলে বলার মতো কেউ নেই। তো আর যাদের কাছে যেয়ে নালিশ করবেন, ওই যে বললাম যে, তারাও কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত। এই কারণে দেখা যায় যে, এই ধরনের বিষয়ে নালিশ করে বা আ complaint জানায় আসলে কোনো লাভ হয় না। তারপরেও আ এখন ছোট প্রতিষ্ঠান আমরা, কোনো না কোনোভাবে কাজ করতে হয়। এই কারণে চলতেই আছে।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা খুবই হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম! <chuckles> হুম। হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ সেটাই আসলে
আমার কাছে মনে হয় না! যে আসলে জনগণ এত বেশি অসহায় বা আমরা এত বেশি অভাবে থাকি এবং অসহায়ত্বে থাকি যে, আমাদের এগুলা দেখে সহ্য করে যাওয়া ছাড়া ও আর কোনো উপায় নেই আ
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম।